দেখুন, এটা একটা বেশ ভালো একটা কথা বলেছেন। হ্যাঁ, আ নদীর পাড়ে বসে কিন্তু এই ধরনের বিষয়গুলোকে কিন্তু আসলে দেখা যায়। এয়া দেখা যাচ্ছে যে নদীর পা নদীর সাথে কিন্তু আ মানে মানুষের একটা খুব মানে খুব সুন্দর একটা সম্পর্ক। <smacks lips> আর নদী কিন্তু ভীষণভাবে আসলে সবাইকে উপকার করে থাকে। দেখুন আ নদীর ক্যা নদীর থেকে কিন্তু অনেকের জীবিকা নির্বাহ হয়। এবং বিভিন্ন ধরনের আ উপকার কিন্তু আসল হ্যাঁ, হ্যাঁ, জেলেরা মাছ মারছে, তারপরে নদী থেকে সবাই পানি গ্রহণ পানি নিচ্ছে, স্নান করতে আসছে, আ তারপরে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নৌকা চালাচ্ছে, হ্যাঁ, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। নদী কিন্তু কখনোই আ এটার জন্য কারো কাছ থেকে কিছু আসলে চায় না। আ মানে একদম নিজেকে উজাড় করে দিয়ে কিন্তু আসলে মানুষের উপকার করছে। তো সেক্ষেত্রে সমাজ ব্যবস্থাও কিন্তু অ এরকম একটা ব্যাপার আসলে থাকা উচিত যেমন ধরুন অ সমাজে যারা আ মানে আ মানুষের, মানুষের হ্যাঁ বিত্তশালী লোকজন আছে, বা যারা আসলে মানুষের স্বার্থে কাজ করে। যেমন সমাজে যেমন বিভিন্ন ধরনের আ পথ থাকে না? যারা আসলে মানুষের স্বার্থে কাজ করে তো তারাও কিন্তু দেখা যাচ্ছে হুম সামাজিক সংগঠনগুলো এর এনদাও কিন্তু আসলে এরকমভাবে ওইখান থেকে একটা আ অনুধাবন নিয়ে বা ওইখান থেকে একটা শিক্ষা নিয়ে কিন্তু এগুলো আসলে হুম, হুম, এ এরকম একটা মন মানসিকতা নিয়ে
হু, হু। উ, হুম। একদমই তাই জেলেরা মাছ মারছে। হুম। নৌকা চালাচ্ছে। হু। হুম। বিত্তশালী লোকজন আছেন। হু, হু। সামাজিক সংগঠনরা রয়েছে। শিক্ষা নিয়ে হুম, বাহ অত্যন্ত চমৎকারভাবে আপনি বিষয়টাকে ব্যাখ্যা করছিলে। যে আসলে মানুষ কিন্তু সু নদীর কাছ থেকে আসলে বিভিন্ন ধরনের শিক্ষা নিয়ে, নদীর যে যে বহমান স্রোত ধারা, নদী কিন্তু আসলে কোন কিছু মানুষকে শুধু দিয়েই যাচ্ছে। মানুষ উস মানুষের কাছ থেকে কিন্তু নদীর আসলে কোনতোসু কোন কিছু চাইবার বা পাইবার নেই। তো সেক্ষেত্রে এ্যা সেক্ষেত্রে সমাজও কিন্তু বা বিভিন্ন সামাজিক সংগঠন বা বিত্তশালী যো লোকজন যারা রয়েছেন। তারাও যদি আসলে নদীর মতন করে একটু চিন্তা করতে পারেন, তাহলেও কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থাটা আসলে ভালোর দিকেই। কারণ, আমাদের সমাজেও কিন্তু আসলে অনেক নিম্ন স্তরের লোকজনরা রয়েছে। যারা বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে দিয়ে আসলে তাদের জীবন আ অতিবাহিত করছেন। তো তাদের প্রতি পাশে দাঁড়ানোর যে শিক্ষাটা, সেটাও কিন্তু আসলে নদীর কাছ থেকে আমরা বা খালের পা খাল থেকে আসলে আমরা পেতে পারি।
হুম, হুম। অবশ্যই। তাই মানে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই, অবশ্যই। হু, হু। অবশ্যই।
তো আমি আরেকটা বিষয় আপনার কাছ থেকে জা আ জানতে চাই। যে, এই যে নদীর পাড়ে বসলে আপনি তো বিভিন্ন ধরনের কথা বলছিলেন, জীবন নিয়ে কথা বললেন, ভবিষ্যৎ ভাবনা, সমাজ, মানুষ এগুলো নিয়ে কথা বলছিলেন। মানে আপনার কি এরকম কোন স্মৃতি আছে যে, নদীর পাড়ে বসলে আপনার কোনো পুরোনো স্মৃতির কথা আসলে মনে পড়ে যায়? যেটা আসলে আপনার কোন স্মরণীয় স্মৃতি।
হুম, হুম, হুম।